আসলে পড়াশুনার টাইমটা আমার মেইনটেইন করা হয়ে উঠতেছে না একদমই বলা যায়। যেমন ধরেন, আগে হচ্ছে সন্ধ্যা হলেই আমি পড়তে বসে যেতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে সন্ধ্যা কি রাতও হয়ে যাচ্ছে। রাতের ৮ঃ০০ টা, ৯ঃ০০ টা, ১০ঃ০০ টা বাজছে। বইটা ঠিকই সামনে, কিন্তু বইটা নিয়ে আর পড়া হচ্ছে না আরকি। তো আগে যেমন হচ্ছে গিয়ে ঘন, ঘন লাইক আমি মোবাইলটা সাইড এ রেখে দিতাম বা কোথাও দূরে একটা রেখে দিতাম। পড়ালেখা ঠিক শেষ করে, তারপরে গিয়ে অন্যান্য কাজে করতাম। কিন্তু এখন হচ্ছে গিয়ে ওই একটা কাজে আটকে আছি বলা যায়। মানি কাজ তো আমার শেষ করতে হবে, কিন্তু কাজ আর শেষ হচ্ছে না।
হু, হু। আচ্ছা। হ্যাঁ। উম জ্বি। হুম, মানে আপনার আসলে মোবাইলের পরে ফোকাসটা একটু বেশি হয়ে যাচ্ছে। এমনটা কিছু হচ্ছে নাকি?
হ্যাঁ এটা বলা যায়। যে বই-খাতার বদলে মোবাইল এর দিকে চলে যাচ্ছে ফোকাস যদিও এটা উচিত না বলে আমি মনে করি, তাই না?
হুম। জী। আহ! হুম! তো আপনি আ ফিজিক্যাল কোনো এক্সারসাইজ কি করা হয়? মানে আপনি এ সকাল থে ঘুম থেকে উঠে আপনি বললেন ১ ঘন্টা টাইম থাকে আপনার ব্রেকফাস্ট এর আগে। ঐ সময় কি কোন ধরনের আপনি ফিজিক্যাল কোন এক্টিভিটিস করেন? হালকা একটু ব্যায়াম-স্যায়াম বা আপনি স্কুল থেকে যখন আসছেন ২ঃ০০ টার সময়, আপনি বললেন এসে মোবাইল হাতে নেন। তো তারপরে কি আপনি কোন ও এক্সারসাইজ করেন কিনা?